আহা আচ্ছা। এটা কিন্তু বেশ ভালো একটা অভ্যাস কিন্তু আপনার। আর হচ্ছে ধরেন যে মানে আ এইযে ধরেন যে অনেক সময় নেগেটিভ যে কমেন্টগুলো চলে আসে, মন্তব্য চলে আসে। ধরেন যে আপনি কোন একটা কাজ করছেন সোশ্যাল মিডিয়াতে। ধরেন, আপনি একটা ভালো কাজই করলেন কিন্তু সেখানেও দেখবেন যে নেগেটিভ মানুষ থাকবে। মানে এটা স্বাভাবিক। ওইগুলাকে আপনি কিভাবে হ্যান্ডেল করেন যে নেগেটিভ কমেন্টগুলা?
ধন্যবাদ। জ্বি। হু। অবশ্যই থাকবে। আচ্ছা আ নেগেটিভ কমেন্ট আপনার মনে করেন যে এখন ভা আ সবাই তো ১০০ টা মানুষ যদি আপনার ১০০ টা মানুষের মধ্যে তে তো স সবাই আপনাকে পছন্দ করবে না, এটা স্বাভাবিক। আ হ্যাঁ, মেসির মতো গ্রেট ফুটবলার, তারও হেটার আছে। তা আছে না? তো এতো, এতো, হাম্বেল আ এতো হাম্বেল একটা মানুষ, ভদ্রভাবে কথা বলে, সবাইকে রেসপেক্ট করে। তারও কিন্তু হেটার আছে। আ এবং আপনারা মনে করেন যে এ হেট করো কিসের জন্য? তার, তার, এইযে হাম্বলনেস টা নাকি অনেকে পছন্দও না। ঠিক আছে? এটাও একটা রিজন হেট করে। তো আ আপনার হাম্বলনেস ও পছন্দ করবে না। কিন্তু এটার সংখ্যাটা কম থাকবে। ঠিক আছে? হেটারের সংখ্যাটা দেখবেন যে যদি আপনি হাম্বল থাকেন, থাকেন।
হুম, হু। স্বাভাবিক। এটাই তো হয়। হ্যাঁ। <chuckles> হ্যাঁ। এটা। অবশ্যই। তাও হেইটার আছে। হ্যাঁ। অবশ্যই। হুম। ওকে। হুম। তো অবশ্যই। বা, হচ্ছে যারা তাকে অপছন্দ করতেছে তারাও ডিপ ডাউন জানে যে আসলে তারা They are wrong.
জ্বি। হ্যাঁ, They are wrong ঠিক আছে? They are wrong আ ইন আ কোন একটা অবস্থায় তারা একটু ভুল আছে। তো এটা তারাও ভু অনুভূতি করতে পারে অনেক সময়। এটা হয়তোবা কি? আপনি মনে করেন যে, আ তারা পারতেছেনা হয়তোবা আপনার মতো হইতে বা, তাদের ওই জায়গাটা নেই। যে আপনি যে জায়গাটা তৈরি করেছেন মানুষের ভালোবাসার জায়গাটা। তো এই কারণে হয় এ্যা
হু। <chuckles> নেই, নেই, এক্সাক্টলি। যেমন তারা রোনাল্ডো ফ্যান হতে পারে। এখন রোনাল্ডো তো হচ্ছে যে মেসির সমান হইতে পারবে না। এটা হয়তো তারা জানে। এইজন্যই হয়তো যে মেসিকে হেইট করে।
হ্যাঁ। জি। অবশ্যই। এরকম হইতে পারে। আ আমি বলতেছি না যে রোনালদো ভালো প্লেয়ার না। রোনালদো অনেক ভালো প্লেয়ার। আ ইভেন ২ জনেই গোট। ২ জনেই ২ জায়গায় গট। একজন বেস্ট আ গোল স্কোর করে আর একজন বেস্ট Playmaker মানে Greatest of All Time Player ঠিক আছে? তো ২ জন হচ্ছে ২ জনের জায়গা ভিন্ন আরকি। সেটাই আরকি বলা।
একজেক্টলি। হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই, অবশ্যই। হুম।